হ্যাঁ অনেক সময়ই তো পরিবারের অনেক ধরনের সাজেশন আসলে আমাকে অনেক ধরনের ঝুঁকি থেকে বাঁচিয়েছে। আ বা করতে নিষেধ করেছে, বলেছে "এটা হয়তো ভালো হবে না।" আ এরকম আ বা একটা সময়ে দেখা যায় যে ওইযে বা যখন আরকি নতুন, নতুন ফোন কাছে পেলে যে রিলেশনশিপ হয়। ন নতুন সম্পর্কে জড়ানো আ বা একটা অপরিচিত মানুষের সাথে কথা বলা শুরু হয়। এই ধরনের অভ্যাস অ্যা গুলো এবং মানুষ এ চেনার বিষয়ে আমার পরিবার কিন্তু খুব আ সাহায্য করেছে। বিশেষ করে আমার মা খুব ভালো সাজেশন দিয়েছেন। এটা একরকম বিপদ থেকে দূরে সরানোই বলা যায়।
জ্বী, জ্বী। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হু। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। হুম, বুঝতে পেরেছি খুবই এটা সত্যি কথা বলেছেন। আবার হয় না যে আপনি কারো সাথে একটু দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন। ওই সময় আপনার পরিবার এসে আপনাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে বা আপনাকে একটা মানে আপদসম্ভাবী বিপদ থেকে বাঁচিয়েছে। এমন কোন ঘটনা আছে কি? একদম ছোট বেলায় তো এমনটা হতেই পারে।
ছোটবেলায় আ আসলে ওইভাবে আমার এই ধরনের একেবারে কাছাকাছি ঘটনা মনে পড়ছে না। তবে এরকম হয়েছে যে হয়তোবা বেশ বড় হওয়া পর্যন্তও আমার মানে আত্মীয় স্বজনের সাথে কোন কারণে মনোমালিন্য হয়েছে। বা একটা এইজে যেরকম হয় যে একদমই ছাড় দেওয়ার আ বা ক্ষমা করে দেওয়ার মনোভাব থাকে না। ও আমার সাথে খারাপ করেছে মানে সম্পর্ক রাখবো না, কথা বলব না, অ্যা এরকম ছিলাম আরকি। তো মা সেখানে আসলে বুঝিয়েছে যে, "সম্পর্ক চাইলে এত সহজে আসলে নষ্ট করা উচি হ্যাঁ স ক্ষমা করে দেওয়া উচিত। অ্যা তে নিজেও ভালো থাকবা আ এরকম। আর বিপদে সবারই পাশে থাকা উচিত। সে তোমার সাথে কি করেছে আগে এটা আসলে মনে রাখ না।" তো এই ব্যাপারগুলো আসলে শিখিয়েছে পরিবার।
আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। <chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। ভাঙা যায় না। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুবই সুন্দর কথা এবং এটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক কথাই শিখিয়েছে আপনার পরিবার। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে আ জীবনে পরিবারের সমর্থন, এটা অত্যন্ত কিন্তু কাজে দেয়, হ্যাঁ? এবং দেখা যায় কি পারিবারিক সমর্থন কিন্তু জীবনে কর্মক্ষেত্র নির্বাচন, পড়ালেখার একটা সাবজেক্ট নির্বাচন এবং পছন্দের যেকোনো নি জিনিস এমনকি অনেক ক্ষেত্রে মানে পারিবারিক সাপোর্ট এর অভাবে অনেকে দেখা গেলো পছন্দের মানুষকে বিয়ে পর্যন্ত করতে পারে না। পরিবার সাপোর্ট করে না, তাই না? এজন্য আসলে পরিবারের সাপোর্ট টা খুবই দরকার। তো আ তারপরেও যদি একটু জানতে চাই যে অ্যা পরিবারের সে রে সাপোর্ট, এটা কি কোন সীমা আছে? মানে তারা আপনার জীবনের কোন, কোন আ জায়গায় আসলে হস্তক্ষেপ করতে পারবে বা পরামর্শ দিতে পারবে? এমন কি কোন সীমানা আপনার কাছে মনে হয় আছে?
হুম। হুম। হুম। হুম।